মানে এটা আপনার
আ হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাই। আসলে আমারও মনে হয় যে আমি একজন কবি হয়ে গিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আমারও মনে হয় যে কবির মতোই, অ্যা বনে যেতে ইচ্ছে করে। কারণ বেড়ানো তো আমারও অনেক বেশি শখ। অনেক আনন্দের একটা জায়গা বেড়ানো। তো আমারও মনে হয় যে বনে, গিয়ে কোন একটা জোছনা রাতে, অ্যা সময় কাটাই। আসলে এরকম করেছিও আমি। অনেক জোছনা রাতে আমি হয়তোবা বন্ধুদের সাথে অথবা একা, একা, নদীর ধারে গিয়েছি, হ্যাঁ। বা কোন বনের ধারে, কোন জঙ্গলের পাশে বা ফাঁকা কোন জায়গায় গিয়েছি, গিয়ে এ্যা সময় কাটিয়েছি। তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। মানে মিলে গিয়েছে গানটার সঙ্গে আমার, মিলে গিয়েছে, হ্যাঁ, হ্যা, আমার ভালো লাগার একটি।
এহ হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ। মিলে গিয়েছে গানটার গানটার সাথে। হ্যাঁ। আ তো আ আমার কাছে অবাক ভালোবাসা ভালো লাগার কারণ হচ্ছে ভাইয়া যে, আমি না এটার সাথে Relate করতে পারি যে এটাই জীবন। তো অ মানে life যেরকম মানুষের জীবনটা যেরকম হওয়া উচিত এবং যেরকম হয় এ্যাঁ এই গানটার মধ্যে সেভাবে সুন্দরভাবে সুন্দর Lyrics এ কথা দ্বারা কিন্তু ফুটিয়ে তুলেছে। যার কারণে আমার কাছে অবাক ভালোবাসাটা অনেক ভালো লাগে। তার ছাড়াও আমার আ Warfaze আপনারা যদি বলেন উম আরেকটা গান আছে না, না। না গানটা তারপর হতাশা, আ তোমাকে, তারপর পূর্ণতা। তো আমি আবার Warfaze অনেক ভক্ত তো। Warfaze এ্যাঁ অনেক ব বড় ভক্ত। Warfaze, Artcell আ এইসব Band এর আবার ভ ভক্ত অনেক। তো এইসব গানগুলো আমার শুনতে অনেক ভালো লাগবে ওদের। আ মানে, যদি বলি এ্যা বাংলা, এ্যা মানে বাংলাদেশের যদি একটা Band থাকে যেটা ৪০ বছরের মানুষকে Entertain করতেছে সেটা হচ্ছে Warfaze এবং আপনি যদি Google এ Search করেন যে, বিশ্বের আ প্রথম ১০ Band <lip trill> যদি লিখে Search করেন, সবার প্রথমে আসে Warfaze এর নাম। তারপরে আসে হ্যাঁ, এ্যাঁ তারপরে আসে AC/DC তারপরে Metallica আসে Heavy Metal আসে। আপনি Try করতে পারেন যে, Top Ten এ্যাঁ Band Around the World, music band যদি লিখে Search দেন, Warfaze এর নামটা আসবে।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। হুম। তাইনা, আচ্ছা। হু, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এ্যা আ রবীন্দ্রনাথের গান ছাড়াও আসলে আমি আয়ুব বাচ্চুর গান শুনতাম বা James, Hasan এ্যাঁ এ এনাদের গানগুলো শুনতাম, হ্যাঁ? এদের গানগুলো বেশ ভালো লাগতো আরকি। এ্যা এছাড়া
ও তারা তো আছেই। হ্যাঁ। তো আয়ুব বাচ্চুর কোন গানটা শুনেন, শুনতে ভালো লাগে কোন, কোন, গানগুলো একটু গানগুলো একটু বলতে, যুদ
ঐ যে আ আমি আসলে উ উম গায়কী অতটা ভালো নই। এ আর রুপালি রুপালি Guitar, হ্যাঁ? এই গান হ্যাঁ এগুলা গান অত্যন্ত আ ভালো লাগতো আরকি,
নামগুলো বলেন। উ রুপালি গিটার হ্যাঁ, শুনেছি। আয়ুব বাচ্চুর অনেক গান শুনেছি আমি।
তাছাড়া James এর আরেকটা অনেক প্রিয় গান যেটা হচ্ছে যে, “মা” কে নিয়ে যে গানটা গেয়েছেন উনি বা এম, এম, “বাবা” কে নিয়ে যে গানটা করেছেন, এই গানগুলো আমাকে বেশি টেনেছে আরকি। চমৎকার লেগেছে।
হ্যাঁ। এই ২ টা গানেরই, ওই ২ টা গান তো পুরা আমি Nostalgic হয়ে যাই। এবং আ Life এ যে আমাদের যে বাবাদের ভূমিকাটা থাকে সে ক কতটা অ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে, এ্যাঁ ওই গানটা আসলে তুলে ধরেছে। আমাদের বাবারা যে কত পরিশ্রম করে যায় আ আপনার হচ্ছে গ্যা নীরবে।
রাস্তা জি, জি, জি।

<clears throat>
আ আপনি জিতে একটা গান আছে অনেক আগের আ আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই গানটা original-ইও সুন্দর। আপনি যদি এটা আবার wind of change-এ শোনেন না, তবে আপনার কাছে আরেক ধরনের বা বা ভালো লাগা কাজ করবে। তো
হ্যাঁ, হ্যাঁ। Right. হ। কাজ করবে।
তো, এটা <clicks tongue> কে কেনো হবে? যখন আমি মনে করুন যে আমার instrument গুলাকে যখন আমি পজি প ঠিকভাবে কাজে লাগাইতে পারবো, তখনই এটা ভালো লাগা কাজ করবে। আর যদি normally একটা
<clicks tongue> নিঃসন্ধে
<smacks lips> একটা musician যদি যেমন-তেমনভাবে বানায়, তো ওটা তো অ অবশ্যই এটা আমি মনে করব যে
উঁহু, হুম। হুম, জি না। <clicks tongue> হুম, জি না। আর
বদলে যাবে আরকি style ন -টা।
আসলে দেখুন, আ আরো কিছু দেশাত্মবোধক গান আছে। যেমন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই গানটা কিন্তু আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। মানে, এই গানটা থেকে আমি আ অনেক দেশপ্রেম শিখেছি, দেশকে ভালোবাসতে শিখেছি দেশের আ মানুষকে, মাটিকে বা প্রকৃতিকে, এগুলোকে কিন্তু ভালোবাসতে আমি শিখেছি কিছুটা এই গান থেকেও। এটা একটা আমার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে এই গানটা কিন্তু। আপনার কি এরকম কোন উম আ বড় প্রভাব ফেলেছে বাস্তব জীবনে?
জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখেন, আ আমি দেশাত্মবোধক গান শুনি কিন্তু, আপনার হচ্ছে যে আ আমাকে আমি যদি সত্যি কথা বলি, আমাকে না দেশাত্মবোধক গান অতটা টানে না। বুঝতে পারছেন? তো আমার ওটা একজনের, একজনের দৃষ্টিভঙ্গি। তবে আমাকে হ্যাঁ, কিছু, কিছু গান আছে অবশ্যই, যেমন ওয়ারফেজের, আপনার মনে করেন, বা আর্টসেল বা রবীন্দ্রসঙ্গীত শুনি। এগুলা ভালো, আমাকে প্রভাবিত করছে। তো ভাইয়া, আপনার সাথে এই বিষয়ে কথা বলা অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আপনার পছন্দের গান অ সম্পর্কে জানতে পারলাম। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা, আচ্ছা। আচ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা হতেই পারে। একেকজনের পছন্দ একেক রকম। আচ্ছা। আর নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা। দেক আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন। শু শুভেচ্ছা। ধন্যবাদ।

অবাক ভালোবাসা, না? হ্যাঁ, শুনেছি আমি। আপনি যদি একটু গানটা সম্পর্কে কিছু বলতেন। এটার আ লিরিক্স নিয়ে।
হ্যাঁ, হ্যাঁ। আ গানটার লিরিক হ্যাঁ। আ সব আলো নিভে যাক আঁধারে, শুধু জেগে থাক, ওই দূরে। তারারা, সব শব্দ থেমে যাক, নিস্তব্ধতায় শুধু জেগে থাক। এই সাগর আমার পাশে। আহা! আহা হা শুনেছেন ভাই এই গানটা?
চমৎকার। আমি আসলে সেভাবে শুনিনি এই গানটা। তো আপনার কন্ঠে শুনে কিন্তু খুব ভালো লাগলো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সঙ্গে আপনার লিরি লিরিক্স।
এই, এই গানটা অনে এই গানটা অনেক ভালো যাবে। <laughs> আপনি আপনাকে সাজেস্ট করব যে এই গানটা বৃষ্টির সময়ে বা রেকর্ডিং-এর পরে এই গানটা শুনবেন আপনি। ঠিক আছে? সাজেস্ট করলাম আমি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো যায়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না, আমার সকালটা অনেক শুরু আ সুন্দরভাবে শুরু হলো। আ এমন একটা আ পরিবেশে আপনার গান দিয়ে শুরু হলো সকালটা। হ্যাঁ, খুবি ভালো লাগছে আরকি। <laughs> যাই হোক।
আ তো তো আপনার কী এরকম কোন গান আছে যেটা আপনি বারবার শোনেন, আপনাকে অনেক বারবার শোনাতে টানে, এরকম কিছু গান আছে?
হ্যাঁ। অ্যা নিশ্চয়ই। আমার আমি বিশেষ করে ক্লাসিকাল গানগুলো বেশি পছন্দ করি। ক্লাসিকাল এর মধ্যে রবীন্দ্রনাথ বা নজরুল। বিশেষ রবীন্দ্রনাথের গানটাই বেশি শোনা হয় আরকি। আমার খুব ভালো লাগে। আম আমার সবচেয়ে ভালো লাগে যেটা, আমাদের দেশাত্মবোধক গান, আ সরি, আমাদের জাতীয় সঙ্গীত যেটা "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"। এই গানটাই আমি আসলে অনেক বেশিবার শুনি, আমার ভেতরে অন্যরকম ভাবে গেঁথে যায় এবং প্রতিবার
ও। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তারপরও কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আরও কিছু গান আছে, যেমন আমারও পরানো যাহা চায়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নিঃসন্দেহে এটাও চমৎকার এবং রোমান্টিক গানও বটে এটা। হ্যাঁ, আপনি দেখি অনেক সু সুন্দর, আপনার গানের কন্ঠ কিন্তু বেশ চমৎকার। আপনি শিল্পী ছিলেন? না এখনো গান করেন? আমার জানতে ইচ্ছা হচ্ছে আরকি। <chuckles>
চমৎকার একটা গান। হ্যাঁ, এই গানটা আমি প্রায় শুনে থাকি। না, <laughs> আমি আমার একটা অনেকগুলো শখের মধ্যে গান গাওয়াটা একটা শখ। এটা আমি মনে করেন যে, আমার আগে গীটার ছিল আরকি। তো ওই গীটার-এ প্রাকটিস করতাম। তো ওটা আমি পরে বিক্রি করে দিতে হয়েছে একটা কারণে, কলেজ লাইফে। তো, এখন আর নেই গিটারটা। তো গীকার, গীটার নিয়ে গানটা গানগুলো একটু চর্চা করতাম মাঝেমধ্যে। হয়তো আসলে একটু হয়তোবা ভালো তেমন ভালো না, একটু ভালো হয়তোবা। আ
আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। চমৎকার। আচ্ছা।